আচ্ছা। হ্যাঁ স্ট্রেচিং করলে আ এটা আসলে অনেকে বলেন যে এ্যা মানে জয়েন্ট গুলো অনেক রিল্যাক্স হয়ে যায়। তো সেক্ষেত্রে সমস্যা কম হয়। কিন্তু অ স্ট্রেচিংটা কি আসলে ব্যায়ামের মধ্যে পড়ে? মানে এটা আসলে জানা নেই। এটা যদি একটু ব্যাখ্যা করেন?
আসলে দেখেন স্ট্রেচিং তো একটা ধরনের কিন্তু শরীরচর্চাই। কারণ আপনি যখন স্ট্রেচিং করছেন আপনার কিন্তু আ আপনি যদি ভা ভালো মত স্ট্রেচিং করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ঘাম ঝড়ছে। তা আমি কিন্তু মনে করি যে ঘাম ঝরা মানেই কিন্তু ব্যায়াম করা। তো বিশেষ করে আ আমি কিন্তু তাইকুয়ান্ডো শুরু করেছিলাম এই বছরেই শুরুর দিকে। তো সেক্ষেত্রে আমার তো বেশ বয়স ভালই হয়েছে। তো হঠাৎ করে আ এরকম ফ্লেক্সিবিলিটির একটা মানে স্পোর্টস এসে গেলে আ আপনার কিন্তু স্ট্রেচিং কিন্তু আপনি পারবেন না। তো আমার কিন্তু অনেক কষ্ট হয় স্ট্রেচিং টা শুরু করতে বিশেষ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার টিচার যিনি আছেন আ তিনি কি করেন যে ২ পা দুদিকে ফাঁক করে তো আমার তো পুরাপুরি নিচে যায় না। তো তিনি করলেন কি যে আ দুজনকে বললেন আমার পা ধরতে আর আমার হাত দিয়ে বললেন যে সামনে দিয়ে হাত রাখো। এরপরে করলেন কি আমার কোমরের উপর দাঁড়িয়ে পড়লেন আর দাঁড়িয়ে, দাঁড়িয়ে লাফাচ্ছিলেন। তো এভাবে করে
হু, হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। হুম। ও আচ্ছা। <inhales> ওরে বাবা! ওরে বাবা! আপনার অবস্থা তখন কিরকম ছিল?
আমার তো ঘাম বেরোচ্ছে। এখন আমি কাঁদতে পারতেছি না। কিন্তু আমি বলতেছি "আ আস্তে, আস্তে" যাতে কারণ সেখানে তো সব ধরনেরই মানুষ আছে, বাচ্চা আছে, মেয়ে মানুষ আছে। তো এখন আমি কান্নাকাটি করা তো যাবে না। আর আ ছেলেমানুষ তো কাঁদতে পারে না। তো।
হুম, হুম। জি। হ্যাঁ, তা আপনি তো প্রচন্ড ব্যথা পাচ্ছিলেন নিশ্চয়ই।
জ্বি, জ্বি অবশ্যই ব্যাথা পাচ্ছিলাম। আর তার সাথে, সাথে বলব ব্যাথা তখন বেশি পাওয়ার চেয়ে বেশি কিন্তু পরবর্তীতে পেয়েছি। আ পরবর্তীতে পেয়েছি বলতে কি হাঁটতে গেলেই না মনে হত যে আ টান খাচ্ছে এই অবস্থা। তো এটা স্ট্রেচিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যতটা বেশি আগে ছোটবেলা থেকে করা যাবে ততটা বেশি কিন্তু আপনি ফ্লেক্সিবল হবেন আর শরীর ঘরে কিন্তু এই স্পোর্টস গুলো কিন্তু করতে পারবেন।
ওহো।